হ্যাঁ, এটাও ডিপেন্ড করে যেমন আ যখন কাজে থাকি তখন হচ্ছে এক ধরনের গান শুনি। সেটা হচ্ছে ধরেন যে একটু মিউজিক্যাল বা একটু যে বিট বা রিদম সম্পর্কিত সম্বিত যে গানগুলো আছে না? যে একটু ধরেন হিন্দি কিছু, কিছু গান আছে কিছু মুভির আ যেগুলো হচ্ছে ধরেন ভালো একটা ভাইব সৃষ্টি করে ওই ধরনের গান শুনতে পছন্দ করি। আবার যখ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আবার যখন একটু রান্না-বাড়া করি তখন দেখা যায় যে আ তখনও আসলে এই ধরনের গানই শুনি কিন্তু একটা গান একটু বেশি শোনা হয়, একটা গান আছে 'Leela' 'Leela' নামে একটা ব্যান্ড ছিল, হ্যাঁ? তো ওই ব্যান্ডে একটা গান আছে যে 'যদি আমায় আইতে কও দুপুরবেলায় মুরগি রাইন্ধ না।' হ্যাঁ, এরকম একটা গান আছে। তো, তো এই গানটা আমার খুব প্রিয় হ্যাঁ, হ্যাঁ গানটা খুব ইন্টারেস্টিং এবং গানটা আমার খুব মজা লাগে আরকি। তো প্রায়ই হচ্ছে রান্না করার সময় এই গানটা আমি ছেড়ে দেই। তো গানের উ মানে মিউজিকটা খুব সুন্দর, মিউজিকটা সুন্দর ওই মিউজিকের তালে, তালে, তালে, তালে হচ্ছে যে আমি মানে মুরগি রান্ধি না অন্য কিছু রাইন্দা ফেলি বা মাঝে, মাঝে মুরগিও আসলে রাইন্দা ফেলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এরকম ভাবে।
আচ্ছা, আচ্ছা। ক্লাসিক্যাল। হ্যাঁ, হ্যাঁ। সফট টাইপ এর। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা ইন্টারেস্টিং তো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। রান্নাটা শেষ করে ফেলতে পারেন। <chuckles> চমৎকার আসলে এরকম আরো কোনো মজার লিরিক আছে কিংবা গান আছে যেটা আসলে আপনার কাজের ফ্লোকে বাড়াচ্ছে কিংবা এইযে বললেন যে আ মুরগির গান নিয়ে শুনতে, শুনতে আপনি আসলেই মুরগি রান্না করে ফেলছেন। এরকম আরো কোনো ইন্টারেস্টিং গান আছে কিংবা আ আসলে বলবো যে শব্দ আছে যেগুলোতে আপনের আ যে কাজ আছে কিংবা রিয়াল লাইফ এ তো অনেক ধরনেরই তো আ সিচুয়েশন আছে সেগুলোকে আসলে আ বুস্ট করছে কিংবা প্রভাবিত করছে?
হু, হু। হ্যাঁ, এরকম হয় মানে এরকম মজার, মজার অনেক লিরিক আছে। মজার এবং ঐতিহাসিক এরকম একটা লিরিক হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটা গান আছে এরকম, আ সেই গানটা হচ্ছে যে হুট করে ভুলে গেলাম। গানটা হচ্ছে আচ্ছা, আচ্ছা আমি মনে পড়লে বলতেছি, এখনই বলতেছি কিছুক্ষণের মধ্যে। তো ওই গানটা ছিল এরকম আ 'নয়াবাড়ি পাইয়ারে কইন্যা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কাইন্দন।' এরকম আরকি বাইঙ্গন মানে হচ্ছে বেগুন স মানে এটার মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আ নতুন বাড়িতে ব নতুন ভিটায় যখন কেউ যায়, তো মানে গ্রামের ক্ষেত্রে আরকি তো সেই ভিটায় তো আসলে অনেক জায়গা-টায়গা থাকে। তো নতুন ভিটায় মানে বেগুন গাছ বা টমেটো গাছ, এই গাছগুলো খুব ভালো হয় আরকি। আ তো তখন দেখা যায় নয়া, নয়া বাড়িতে মানে গ্রামের দিকে এটা খুবই প্রচলিত যদি কেউ হ্যাঁ, হ্যাঁ নতুন বাড়িতে নতুন ঘর তুললে সেই ঘরের আশেপাশের জায়গাতে যদি বেগুন, টমেটো এ ধরনের গাছ লাগায় সেগু সেগুলোর ফলন খুব ভালো হয় আরকি। তো ও ওই প্রেক্ষাপট থেকে আসলে এই গানটা আসছে আরকি, হ্যাঁ? <clears throat>
আচ্ছা। <chuckles> <chuckles> আচ্ছা। আচ্ছা। ওকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। নতুন বাসা যেটা হয়, নতুন ঘর তুললে। হুম। আচ্ছা। হ্যাঁ, কারণ তখন কি যে আ এটা কিন্তু আসলে সায়েন্টিফিক্যালই আপনার কথা শুনে মনে হচ্ছে এটা সায়েন্টিফিক্যালই কারণ তখন তো মাটিগুলো হচ্ছে নাড়াচাড়া আ থাকে কিংবা মাটিটা উর্বরতাও থাকে যেহেতু মাটিগুলো আলগা, আলগা থাকে তখন সেখানে আসলে গাছ রোপণ করলে গাছটা আসলেই খুব ভালো হয়।
একদম।